দেখুন হেরে গেলে তো অবশ্যই কিছুটা খারাপ লাগতো। তবে মানে ওই যেটা বলছিলাম আসলে কেউই তো আশা করেনি আমরা এতদূর আসতে পারব। হ্যাঁ, চ্যাম্পিয়ন হওয়া তো আসলে অনেক দূরের কথা। আমরা আশা করিনি যে আমরা নিজেরাও আশা করিনি যে সেকেন্ড রাউন্ড পর্যন্ত আমরা কোয়ালিফাই করব। তারপরে যখন কোয়ার্টার ফাইনাল টা জিতলাম, তারপরে সেমিফাইনাল টা জিতলাম মানুষের মধ্যে কিন্তু অন্যরকম একটা দোতনার তৈরি হয়েছিল এবং সবচাইতে বড় ব্যাপার কোনটা ছিল জানেন? আমরা যেটা আমি যেটা বলছিলাম আপনাকে সেটা হচ্ছে আমাদের এলাকার নিজস্ব এলাকার তার কিন্তু ২টা টিম ছিল। একটা বড় দের টিম একটা ছোট দের টিম। হ্যাঁ, তো ছোটদের টিমটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের টিমটাই শেষ পর্যন্ত শিরোপা জিতে কিন্তু বড়দের যে টিম সেটা কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল থেকে আবার বাদ পড়ে যায়। তো কোয়ার্টার ফাইনাল থেকে যখন তারা বাদ পড়ে যায় তখন হোস্ট হিসেবে শুধুমাত্র আমরাই রয়ে যাই। তো আমাদের বড় ভাইরা আমাদেরকে নিয়ে এমনভাবে করে তারা বিভিন্নভাবে পরামর্শ দিতেন। ২ একজনকে প্র্যাকটিস করাতেন। মানে তখন ওটা আমাদের টিম হয়ে গেলো। মানে বড়রা যেহেতু বাদ পড়ে গেছেন বড়রাও কিন্তু আমাদের জন্য জানপ্রাণ দিয়ে লড়ছিলেন যে আসলে আমরা কিভাবে যেন পরের রাউন্ডে যেতে পারি বা পরের সেমিফাইনাল এ জিততে পারি, ফাইনাল এ জিততে পারি। মানে এই বিষয়গুলো মানে চমৎকার মানে অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না আসলে একটা অন্যরকম অনুভূতি আসলে সেটা।
কেউই আসতে পারে নাই। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ২টা টাইম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক। রাত পড়ে যায়। আচ্ছা, আচ্ছা। প্র্যাকটিস করাতেন আচ্ছা, আচ্ছা ঠিক। যেতে পারে ঠিক। অনুভূতিটাই আলাদা ছিল। এটা কিন্তু বেশ চমৎকারভাবে কিন্তু আপনি বললেন যে আপনার যে আপনাদের যে অনুভূতিটা ছিল জিতার সময় আর তার সাথে সাথেই যে জিতার পিছনে কিন্তু আপনাদের তো কষ্ট পরিশ্রম ছিল। তার শেস সাথে সেই বড় যে ইয়ে টিম টা ছিল আপনাদের এলাকার সেটা তারাও কিন্তু আপনাদেরকে নানা ধরণের কিন্তু সাহায্য করেছে। যারা যাতে আপনার এই মানে আ প্রতিযোগিতায় যাতে জিতে যান। আ তো এটা শুনে বেশ ভালো লাগলো। আ তার সাথে, সাথে যদি বলতেন যে অ্যা কখনো কি এরকম খেলার জন্য বাসা থেকে বকা শুনেছেন?
একদমই তাই। হ্যাঁ, এরকম তো আসলে অনেক হয়েছে। হ্যাঁ, যখন দেখা যেত যে এরকম টুর্নামেন্ট গুলো আসতো তখন যদি পর পরীক্ষার আশেপাশে ও নরমালি কি হতো আপনার দেখা যেত যে আগে শীতকালেই আসলে ক্রিকেটটা খেলা হতো, হ্যাঁ। শীতকালে যেহেতু খেলা হত তখন টুর্নামেন্ট গুলো সেই শীতকালেই থাকতো। তো তখন আবার শীতকালে কিন্তু দেখবেন আপনার ডিসেম্বরের শেষের দিকে তখন বা মাঝামাঝির দিকে তখন কিন্তু আবার ইয়ে তা হয় ইম ফাইনাল পরীক্ষাগুলো হয়। তো স্কুল এ যখন ওই ফাইনাল পরীক্ষার ব্যাপারগুলো ছিল তো তখন কিন্তু বাসা থেকে এক ধরনের বিধিনিষেধ ছিল যে বাইরে বের হওয়া যাবে না বা খেলাধুলা তখন একটু রেস্ট্রিকশন এর মধ্যে রাখা হতো। তো তখন যখন ওই পালিয়ে, পালিয়ে ওই স্কুল এ এ বিভিন্ন ধরনের খেলা বা টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য যখন বাইরে আসতাম তখন একটু ফিরতে দেরি হলে বা সকালবেলা যদি কখনো খেলার জন্য বের হতাম, তো তখন কিন্তু বেশ বাসা থেকে বেশ অ্যা মানে কড়াভাবেই আসলে শাসন করা হত। বলতে পারেন কিছুটা গায়ের মধ্যেও হাত তোলাতুলির কোনো ব্যাপারও ছিল, হ্যাঁ। তো এগুলো বাধা এগুলো বাঁধা পেরিয়েই আমরা খেলতে যেতাম। কারণ ওই বয়সে খেলার যে একটা আলাদা আনন্দ ছিল, আবেগের একটা ব্যাপার ছিল সেটা আসলে কোন কিছুর সাথে তুলনাযোগ্য নয়।
খেলা হত, হ্যাঁ। ঠিক তো হুম, হুম। ফাইনাল হতো হ্যাঁ, হ্যাঁ। বাইরে বেরোতে না দেবে ঠিক, ঠিক। খেলতে চাচ্ছে। শাসন করা হত। আচ্ছা, আচ্ছা ঠিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি।